না, এখন পর্যন্ত আমার ওইরকম কোন রুটিন নাই। যেজন্য হচ্ছে আমি খুবই সাফার করি। এই যে, দেখা যাচ্ছে যে, অ্যা মানে যখন সময় পাই, টানা কাজ করার চেষ্টা করি হ্যা এবং এ এক্ষেত্রে হয় কি যে, একসময় খুব বেশি লোড নিয়ে নিলাম। এখন দেখা গেছে ২ দিন ৩ দিন ৪ দিন টানা আমি কাজ করলাম। পরবর্তীতে দেখা যায় এই ৪-৫ দিনের লোড আ কাটাইতে গিয়া পরের ৪-৫ দিন আর কোন কিছুই, কোন কিছুই, কোন কিছুই করা হয় না। মানে একটা আ ক্লান্তি বা অবসন্নতা চলে আসে অনেক সময়। সেক্ষেত্রে আপনি যেটা বললেন, যদি একটা রুটিন ফলো করা যায় সেটা আসলে খুবই ভালো হয়। আমি আসলে দীর্ঘদিন ধরে চেষ্টা করছি একটা নিয়মিত রুটিনে আসার। আ যে, আচ্ছা, হয়তো সকাল বেলা উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমি ২ ঘন্টা বা ৩ ঘন্টা সময় দিলাম। বা পরবর্তীতে বিকালে বা রাতে একটু পার্টিকুলার সময় দিলাম। এরকম যদি ধারাবাহিকভাবে সময় দেয়া হয়, তাহলে আমার মনে হয় যে, সেটা খুব ভালো কাজ করবে। ওই যে, একটা কথা আছে না? এরকম স্লো অ্যান্ড স্টেডি উইন্স স্টাডিজ তো এটা আসলে আমি অ্যা জীবনের বিভিন্ন সময় ফিল করেছি, কিন্তু আসলে এটা আমার ব্যর্থতা যে, আমি এটা এখনো আমার লাইফ এরকমভাবে এপ্লাই করতে মানে এপ্লাই করতে পারিনি। কিন্তু অ আমি চেষ্টা করছি আরকি এটা করার।
বুঝতে পেরেছি। তখনই করেন। আরো বসে থাকতে হয়, এহে বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। শুরু করবেন। বুঝতে পেরেছি। সহজ হয়ে যাবে বাপ হ্যা, হ্যা। এখনো রুটিন একটা বানিয়েও পারেননি বুঝতে পেরেছি। চেষ্টা করে যাচ্ছেন? এটা শুনে বেশ ভালো লাগলো যে, আসলে হয়তো বা আপনার সময় হচ্ছে না ওইভাবে রুটিন বানানোর বা রুটিন ফলো করার। কিন্তু আপনি চেষ্টা করে যাচ্ছেন, একটা রুটিন বানিয়ে সেই রুটিন অনুযায়ী চলার, সেখেত্রে দেখাচ্ছে আপনার ভালো হবে। তো আরেকটা জিনিস আসলে এই যে, অনলাইন যে, থেকে আ দেখাচ্ছে আ ভিডিও বা দেখতে বা দেখাচ্ছে ভিডিও যে, কোর্স গুলো থাকে, সেগুলাও কি আ মনোযোগ ধরে রাখার জন্য একটা যে, মাঝে মধ্যে অনেক সমস্যা হয়। তো এটা আপনার ক্ষেত্রে কেমন হয়? যে, মনোযোগ কিভাবে ধরে রাখেন আপনি এই যে, শেখার ক্ষেত্রে?
ওইটা হচ্ছে, ওইটা হচ্ছে শেখার ক্ষেত্রে মনোযোগ ধরে রাখার বিষয় হচ্ছে যদি একটা টপিক এর ভিতরে ঢুকে, ঢুকে যাওয়া যায় তখন হচ্ছে একটু মনোযোগ থাকে। আবার মাঝে, মাঝে কিন্তু ঐ যে, আপনি যেটা বললেন যে, ফোকাসটা নষ্ট হয়ে যাওয়া খুব স্বাভাবিক। আগ্রহটা অনেক সময় হারিয়ে ফেলা অনেক স্বাভাবিক। যেহেতু জার্নি, জার্নি গুলো অনেক লং দেখা যায় যে, আ হয়তো একটা কোর্স ভালোভাবে শেষ করতে ৩ মাস ৬ মাস বা আরো ক্ষেত্র বিশেষে অনেক বেশিও লাগে। যেহেতু অনেক কিছু শিখতে হয়। আমার ক্ষেত্রে যেমন বলছিলাম প্রোগ্রামিংটা আমার নতুন করে শিখে আসতে হচ্ছে, এরকম টুকটাক অনেক বিষয়। তো সেইক্ষেত্রে আহ আমি মনে করি বা আমার ক্ষেত্রে মোটিভেশন হিসেবে যেটা কাজ করে আমি ইউটিউবে হচ্ছে এইচ এই রিলেটেড আ অনেক মোটিভেশনাল ভিডিও যেগুলা থাকে। বিশেষ করে ওই যে, সেলারি রেঞ্জ এর বিষয়টা, যে, মানে এত বেশি টাকা পাওয়া যাবে, এত বেশি ডলার পাওয়া যাবে বা ঐ যে, আগ্রহটা বাড়ানোর জন্য রাইট। কারণ আমি তো মেইনলি করছি যাতে আমার কেরিয়ারটা খুব সুন্দর হয় বা আমি একটা আ মানে খুব মানে কম পরিশ্রমে বা রিল্যাক্স থেকে একটা ভালো ইনকাম করতে পারি। তো সেটা যখন আমি আবার দেখি তখন আবার ভিতরে একটা কনফিডেন্স আ আ মানে ভিতরে আর একটা তাড়না আসে যে, অ্যা না এটা তো মানে করছো তুমি। তুমি তো তোমার কাছে খুব বেশি কঠিন মনে হচ্ছে না। আরেকটু করলে হয়তো পারা যাবে। সুতরাং কিপ গোইং সহজ হয়ে যায়, হ্যা।
জি, অবশ্যই। হারিয়ে ফেলা হয়। ৬ মাস ৭ মাস লেগে যায়। বেশি লেগেছে, হ্যা। জি, একদম। বুঝতে পেরেছি। এত মিস্টি খাওয়া যাবে? আগ্রহটা বাড়ানোর জন্য। কি, এটা সেট হয়, হুম। ইনকাম করতে পারেন। মনোযোগ ধরে রাখা সহজ হয়ে যায়। বুঝতে পেরেছি। আপনি বেশ বললেন যে, আসলে আ যখন আপনি অ্যা মনোযোগ ধরে রাখা কষ্ট হয় তখন কিন্তু এই যে, মোটিভেশন ভিডিও গুলো দেখেন, যে, আসলে এইটা কাজ করে কত টাকা পাওয়া যাবে বা কত সেলারি রেন্জ গুলো হয়। তখন এটার সাথে আপনার বেশ ভালো লাগে যে, না এটা যদি আমি করতে পারি তখন কিন্তু আ যে, আপনার টাকাটা ভালো পাবেন। ভালো হ পাবেন। আবার হচ্ছে মাঝে মধ্যে কিন্তু এমন, এমন, এমন হয় কঠিন সময় কি আসে যখন হচ্ছে যে, হাল ছেড়ে দেওয়া হয় বা দেখা যাচ্ছে ভালো লাগে না। এমন কখনো কি মুহূর্ত চলে এসেছে আপনার ক্ষেত্রে?
হুম। আমিও হয়তো পাবো আরকি হ্যা, হ্যা।